জ্বি, জ্বি। না ভাই শখ তো শুনুন যে আসলে আ আপু লাইফ একদিকে যাবে, আপনার শখ আরেকদিকে যাবে। ওই যে বলে না, শখের তোলা নাকি ৳16 না কি যেন একটা কথা আছে। কারণ হচ্ছে, আ আবার হচ্ছে আমাদের বাংলা ভাষায়, আমাদের দেশে; আমাদের এলাকায় বলে যে, "শখের আগে নাকি ঘোড়াও দৌড়ায় না।" তো দেখা যাচ্ছে শখ আপনার লাইফ একদিকে চলবে, শখ আপনার নতুন, নতুন শখ আসবে সেগুলো আরেকদিকে। কারণ এটা হচ্ছে শখের ব্যাপার ব্যাপারটা পুরোটাই আলাদা। যে আপনার হুট করে শখ আসবে, হুট করে অনেক কিছু রয়েছে, আপনি অনেক সময় ভালো দিকে আমাদের শখ জাগে বা খারাপ জিনিসেরও শখ জাগে। তো এটা হচ্ছে পরিস্থিতির উপর। কিন্তু, এখানে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে ভাই! আপনি হুট করে একটা নতুন কিছু শিখতে যাবেন, সেখানেও কিন্তু অনেক চ্যালেঞ্জ বা শখ রয়েছে। সবকিছুই চ্যালেঞ্জ আছে। কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, নিয়মিত সময় দরকার। কারণ শখ পূরণ করতে গেলে আপনাকে নিয়মিত সময় দিতে হবে কিন্তু। আপনার শখ জাগলো, শখটা জাগলেও কিন্তু পূরণ করতে না পারলে সে কিন্তু শখের কোন মূল্য নেই। তো আপনাকে শখটা পূরণ করতে হবে। যে আসলেই আপনি যেমন বললেন ছবি আর্ট করবেন, ছবি আর্ট করা শিখবেন। কিন্তু আপনাকে সেটা পূরণ করতে হবে। আ যে বড় চ্যালেঞ্জ থাকে অনেক সময় যে, কোথা থেকে শুরু করতে যাচ্ছেন, কিভাবে শুরু করবেন।
তো এই এই <laughs> হ্যাঁ। <clears throat> আন জি। হ্যাঁ। আচ্ছা। <chuckles> এন যে। <chuckles> হ্যাঁ। উন জ্বি। আহ! একদম ভাই। এটাই আর কি ব্যাপার। হুম, জ্বী। হু, হু। হ্যাঁ, ভাই। একদম ভাই। উ জ্বী। হ্যাঁ। আ অনেক বড় চ্যালেঞ্জ পাই। আসলে এই যে আপনি তো মনে করেন যে রিলস বা এই যে, যে শর্টস ভিডিও গুলো আছে আর কি। সেখানে দেখি যে, তারা তো আসলে সহজে করে ফেলে। কিন্তু, এই যে কালার কম্বিনেশন এর যে ব্যাপারটা, আবার একটার পর একটা কালার; মানে, এগুলা যে আসলে তা এত কঠিন একটা ব্যাপার। আ যেটাতে কো মানে আসলে ফেস স্ট্রাকচার টা আসলে কিভাবে আসবে বা ফেসের কালার টা কিভাবে ঠিক হবে বা ওই যে কম কম্বিনেশন একটা কীভাবে ঠিক রাখা যাবে বা ব্যাকগ্রাউন্ড কেমন হবে? এই ব্যাপারগুলো আসলেই কঠিন একটা ব্যাপার ভাই।
জ্বি, জ্বি। জি, জি। অ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী।